ভাই, ১ম এ যদি বলি financial crisis এর মধ্যে বর্তমানে আছি বলা যায়। তো যতটুকু আসলে যা ছিল দেখলাম যে এভাবে এ একটু হাত খরচটা একটু বেশিই ভাই দিনে আমার বলা যায়। আ প্রায় ৳৩০০-৳৪০০ র উপরে চলে যায়। তো এখন
হু, হু। <clears throat> আচ্ছা। হু, হু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। okay। হ্যাঁ।
আ ব্যাপারটা হলো যে আমি দেখলাম যে এভাবে যদি আসলে খরচ করতেই থাকি আমার আসলে তহবিলে যা আছে, <chuckles> তো সেটাও হয়তো শেষ হয়ে যাবে। তো হ্যাঁ।
জি, জি। হু, হু। ওহ my god! আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি।
তো সেই ঝুঁকিটা আসলে না মানে save করে রাখার ঝুঁকিটা না নিয়ে আসলে এখনই নিয়ে ফেলছি। যে আসলে এখানে তো মানে এইযে বাইরের হাত খরচটা না করে কিন্তু ক চালিয়ে দেওয়া যাবে ভাই। তবে আ শখটা কিন্তু পূরণ হতো না। এখন হয়তো ঘুমিয়ে চালিয়ে দিব, যত সময় বাইরে থাকতাম। <chuckles> এই এটাই একটা চিন্তাভাবনা করে নিয়ে ফেলেছি ভাই।
হু, হু। হু, হু। চমৎকার! হু, হু। একদম। হু, হু। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আ মানে নিজের living cost টাকে একটু কমাবেন বা এই তো। মানে যেভাবে বাইরে আড্ডার সে খরচটা সেটাকে একটু কমাবেন, তাই না? এটা চমৎকার একটা ideas ভাই। কারণ হচ্ছে যে আমরা আমি একটা জিনিস দেখেছি যে ঘর থেকে বের হলেই কিন্তু টাকা খরচ হচ্ছে। এর থেকে ঘরে বসে থাকা মনে হয় একটু ভালো। <chuckles>
হ্যাঁ। হ্যাঁ, একদম ভাই। হ্যাঁ। একদম ভাই, অ অসম্ভব রকমের তাও ভাই। ঘর থেকে বের হলে খরচের যে পরিমাণটা আরকি।
হ্যাঁ।